হ্যাঁ, আমার কাছে গর্বের কোনো অনেক বিষয় রয়েছে। আমি গত বছরেই দেখলাম যে এ আমাদের যে পহেলা বৈশাখ এবং আমাদের যে এ জাতীয় দিবসগুলো। এই দিবসগুলোতে প্রায়ই দেখি আমরা আমাদের দেশে বসবাস করি ভিন দেশীয় যারা রয়েছে। তারা অনেকের মধ্যে তাদের মধ্যে তারা বিভিন্ন সময়ে এসে এদেশে আটকায় গেছে। এ কেউ সরকারি চাকুরি করছে, এ কেউ বিদেশের বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত জায়গায় রয়েছে। তো এদেরকে দিয়ে আমাদের সংস্কৃতির মতন করে আমাদের যেটা সংস্কৃতি, আমাদের যেটা লোকজ সংস্কৃতি, গ্রামীণ সংস্কৃতি। সেরকম কিছু চিত্র ফুটে উঠেছে এবং সেগুলা আবার রেকর্ডেড করা হয়েছে। এগুলো বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান আ কিংবা ছোট, ছোট ভিডিও আকারে আ Facebook এ আ কিংবা হচ্ছে সমাজ মাধ্যমগুলোতে আপলোড করা হয়েছে। তো এগুলো আমাকে ভীষণ ভালো লাগে। মানে কেনো ভালো লাগে? অন্য একটা জাতি বা অন্য একটা জাতিসত্ত্বা অন্য ভাষাভাষী একটা মানুষ, আমার দেশের সংস্কৃতির যেগুলো মে মেটে, যেগুলো জিনিস। সেগুলো করার চেষ্টা করছে। এই প্রবণতাটাই আমাকে ভীষণভাবে ভালো লাগে। যেটা সম্প্রতি সময়ে প্রতি বৎসরই আমি কোনো না কোনো প্লাটফর্মে দেখেই থাকি।
উ জ্বী। হুম। হ্যাঁ। জ্বী। হুম। জ্বী। হ্যাঁ। জ্বী। ভাল্লাগে আচ্ছা। জ্বী। তো অ্যা আপনার বেশ কয়েক বছর আগে বা রিসেন্টলি মানে ১ ২ বছরের মধ্যেই আ আর্জেন্টিনা নামে একটা দেশ আছে। আ তাদের একটা ফুটবল একটা অ্যাসোসিয়েশন আছে, খুব বড় একটা পেজ। আ AFA বলা হয় যেটাকে। আ তারা হচ্ছে গিয়ে প্রায় সময় এই বাংলাদেশ নিয়ে আপনারা মনে করেন যে ভালো, ভালো মন্তব্য এবং শুভেচ্ছা জানায়। ঈদের শুভেচ্ছা জানা বা প পয়লা বৈশাখের শুভেচ্ছা জানায়।
উ হুম। জ্বী, জ্বী। উ হুম। জ্বী, জ্বী। আচ্ছা। জ্বী, জ্বী। না জাতি হিসেবে বাঙালি হিসেবে আমরা অস আর্জেন্টাইনটাকে বেশি সাপোর্ট করি। এজন্য হয়তো তারাও আমাদেরকে মনে করে হতে পারে। জ্বী।
হ্যাঁ, জ্বী। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? এইযে শুভেচ্ছা জানায়, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে। পয়লা বৈশাখ বা ঈদ বা আপনার মনে করেন কোনো দুর্ঘটনা ঘটলেও আ তারা সেখান থেকে আ দোয়া কামনা করে। তো এই জিনিসটাকে আপনি হিসাবে কি হিসেবে দেখে দেখে থাকেন আর?
জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বী। আমি ভীষণ ভালোভাবে দেখি। কারণ হচ্ছে দেখুন আমি যে পরিবারে বসবাস করি, সেই পরিবারের আশেপাশে আমার প্রতিবেশী থাকে এবং আমার যে প্রতিবেশী কিংবা আমাকে যারা চেনে কিংবা আমার সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে। আমার দুঃখে তারা দুঃখী হয়, আমার সুখে তারা সুখী হয় এবং আমার দুঃখে তারা এগিয়ে আসে। আমার সুখে তারা আমি আমার সুখ ভাগ করে নেই। তো এরূপভাবে যখন রাষ্ট্রকে আমরা একটা দেখি পরিবার হিসেবে। রাষ্ট্রেরও কিছু প্রতিবেশী এবং শুভাকাঙ্ক্ষী থাকে। তো সেই হিসেবে এক বা এক যে একটি রাষ্ট্রের সুখ-দুঃখ, হাসি-কান্নায় অন্য একটা রাষ্ট্র অ্যা কখনো, কখনো শোকবার্তা পাঠাবে, কখনো শুভেচ্ছা বিনিময় করবে। এটাই স্বাভাবিক এবং যেমনটি হচ্ছে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা সেডফ খেলা দিয়ে সম্পর্ক হতে পারে। রাষ্ট্রীয় কোনো মেকানিজমে সম্পর্ক হতে পারে। এ এ সম্পর্কের ভিত্তিতে এসব অ্যা উ শুভেচ্ছা বার্তা কিংবা হচ্ছে অ্যা এম শোক বার্তা এগুলো পাঠানোকে আমি স্বাভাবিক মনে করি এবং নি নিশ্চয়ই এগুলো হওয়াও উচিত।
হুম। জ্বী। হ্যাঁ। জ্বী। হ্যাঁ। আসলেই। হুম।